খুব বেশি জোর করে যায় না আসলে, খুব বেশি জোর করে যায় না। শহরে যেটা ঘটে কিন্তু একটা জিনিস ঘটে মনে পড়ল। সেটা হচ্ছে যে, উঠা নামার সময় সিঁড়িতে দেখা হয় কিন্তু। এই দেখা হয়ে হাসি হয়ে এ্যা একটু উপর নীচ, হয়তো আমি নামছি উনি উঠছেন। অথবা উল্টোটাও হতে পারে। তো এরকম সময়ে একটু হাসি বিনিময় হলে এ্যা তখন আপা বা বয়স অনুযায়ী এক ডেকে এ্যা "কোন তলায় থাকেন, আমরা নতুন এসেছি। একদিন বাসায় আসেন।"
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বেশি জোর করে যান না। হ্যাঁ, হ্যাঁ। আও এটা কিন্তু দারুণ বলেছেন যে সিঁড়ির মধ্য দেখা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ উম তখনো একটা 1st বলা যায় যে, একটা বলা যায় যে হাই, হ্যালো বা একটু কথা বলার যে শুরুটা, সেটা হয়। আচ্ছা, বাহ! ইন্টারেস্টিং। জি।
হ্যাঁ, হ্যালো। শুরু। সেটা যদি একটা পর্যায়ে গড়ায় তখন বাসায়। এটা হচ্ছে এক হ্যাঁ, এখন বেশি হয়েছে সেটাই।
হ্যাঁ, হ্যাঁ। তখন বাসায় যাওয়া হয়। <chuckles> বুঝেছি। জি, জি। বাহ! দারুণ বলছিলেন যে আসলে এইযে সিঁড়ির মধ্যে দেখা বা দেখা যায় যে মাঝেমধ্যে লিফটের মধ্যেও দেখা হয়ে যে, এইযে কথা বলার প্রবণতা অনেক সময় সেসময়েও অনেকে ignore করে। কিন্তু আপনি নিজে থেকেই এগিয়ে যান। "যে কয় তলায় থাকা হয়? বা ক কোথায় থাকা হয়?" এইযে তখন থেকেই শুরু হয় যে কথা বলার প্রবণতাটা, বাহ! সুন্দর লাগলো। তো আপনার অভিজ্ঞতায় কি শুরুতে কি ছোট, ছোট, জিনিস কাজ করে? যে, আ যেমন একটু উম হাসি বা দরজা খুলে রাখা বা একটু ছোট কোন হ্যাঁ, হ্যাঁ, শুরুতেই হাসি, বাহ! ইন্টারেস্টিং।
হ্যাঁ, এটা লিফটের মধ্যেও দেখা যায়। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> এটাই বলতে যাচ্ছ কেন? শুরুতেই হাসি। শুরুতেই হাসি। তবে আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটে প্রায়ই। সেটা হচ্ছে সমস্ত নতুন জায়গায় আ আমার কাছে মানুষ আগে কথা বলে এবং এই কথাটা বলে, "কোথায় যেন আপনি আপনাকে দেখেছি।" আরেকটা বলে যে, "তাদের অমুক।" আমার চেহারাটা <chuckles> বাংলার পা <chuckles> চেহারাটা মিল খুঁজে পায়।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ও! মানে আপনার চেহারায় একটা মিল, মিল, খুঁজে পায়। বাহ! বাহ! মিল খুঁজে পায়, "কোথায় যেন আপনাকে দেখেছি।" মানে এই কথা বলেই দেখা যায় যে একটা conversation শুরু হয়।
এটার থেকে আরো বেশি বলে, "আচ্ছা আপনি অমুক না? বা, অমুক আপনার কিছু হয়?" তো এ হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমার জন্য একটা আ black point বলা যায় যে, আবার আপ নিজেও খুব হাসি দেই, কথা বলি একটু সমস্যা হলে
ও! আ বাহ! ইন্টারেস্টিং তো! হ্যাঁ, হ্যাঁ। বাহ! আপনার ১ম impression এ সবাই দেখবে যে আপনার কাছে আসলে এসে হাসি ভরা মুখ আছে। খুব সুন্দর লাগলে শুনে। আয় আসলে এই হাসি ভরা মুখটাই তো সবাই চায়। কারণ এই হাসি ভরা মুখ দিয়েই আসলে সম্পর্ক গড়ার যে বিষয়টা সেটা করার খুবই সহজ হয়। বাহ! এ সুন্দর বলছিলেন। তো আ ছোট, ছোট, কোন সাহায্যের ক্ষেত্রে কখনো আগানো হয়েছে কিনা? যেখানে যেয়ে হয়তোবা দেখা গেছে চেনা জানা না। কিন্তু ওইযে বলেন না যে, পাড়া-প্রতিবেশী কোন বিপদে পড়েছে, সাহায্য করতে গেলাম। তারপর থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এরকমটা কখনো হয়েছে কিনা?
<chuckles> ঠিক, হ্যাঁ। একদমই তাই। আমার কলিগরাও বলে। <chuckles> হ্যাঁ। খুব হয়েছে। সেটা ওই যেখানে আমি ছিলাম চান্দিনায়। অ্যা হঠাৎ অসুস্থ হয়েছে তাদের একটা বাচ্চা। আ তো চিনি না জানি না। যাচ্ছিলাম হেঁটে।
বাহ!

হ্যাঁ, হয়েছে। তো এরপরে হচ্ছে যে, নতুন ও ঐ ঐটা আমাকে শিখালো আরকি। আমি শিখলাম ওখান থেকে যে, কেমনভাবে বিশেষ করে যেখানে নতুন যাওয়া হয় বা নতুন কেউ আসে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ।
তাদের সাথে কেমনভাবে আ করতে হয় শহরকেন্দ্রিক হয়ে গেছি, এখন আ আ এ তো সেখানের মানুষজন খুব আসে না। গ্রামে কিন্তু গেলেই প্রত প্রতিবেশীরা, পাড়া-পড়শী যেটা আমরা বলি আরকি। অ্যাঁ নিজেরা নিজের থেকেই দেখা করতে আসে। এখান থেকেও শেখার কিছু আছে।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ! বাহ! বাহ! বেশ বললেন আসলে যে গ্রামে হচ্ছে যে, যে জিনিসটা হয় যে, পাড়া-পড়শিরা নিজেদের দের থেকেই দেখা যায় যে, এগিয়ে আসে। কিন্তু শহরে এই ব্যাপারটা ছিল না। বাট আপনার সাথে যে ইনসিডেন্ট ঘটেছে, সেক্ষেত্রে আপনি সেই শিক্ষাটা পেয়েছেন যে, আসলে শহরেরও মানুষ এরকম হয়, যারা আসলে আ বলা যায় যে, প্রতিবেশী যারা তারা সাহায্য করতে বিপদের সময় এগিয়ে আসছে। বাহ! ইন্টারেস্টিং।
হ্যাঁ। জি, জি। সেটাই। হ্যাঁ তো আমি আসলেই করি শহরে, বিশেষ করে যেটা উম কোথাও, নতুন কোথাও গেলে কেউ আসুক বা না আসুক, আমি যদিও আজকাল আবার নক করলেও কিন্তু ভাবে যে, কে কি বলবো অযাচিত কেউ। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই বিষয়টা দেখা যায় যে, আসলে ঠিকই বলেছেন যে, নক করলে বা উম বিশেষ করে বলা যায়, ঢাকা শহরে যদি এরকমটা হয় যে, আ একে অপরের বাসায় যেয়ে নক করে সহজেই আসলে আব একটা আস্তা আস্থা গড়ে ওঠে না বা বিশ্বাস থেকেই মানুষ আসলে এখন একটু ভয় পায়। যে আসলে কে না কে থাকবে। তো সেক্ষেত্রে আপনি কতটুকু এফোর্ট দেন এই বিষয়ে যদি বলতেন?
হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করি প্রথম যেটা কোনো অনুষ্ঠানের শুরুতে। প্রথমে একবার হচ্ছে যে, চেষ্টা করি দরজায় ঐ যে নক করা যেটা। তো জিজ্ঞেস করে, তো খোলে। তখন বলি যে, নতুন এসছি আলাপ করতে আসলাম। এতে যদি প্রতিক্রিয়া ভালো হয় তো ভালো। আর না হলে অ্যা হচ্ছে উপলক্ষ্য যেমন বেশিরভাগ থাকা হয়, রোজার সময় ছুটিতে শহরে। তো ইফতার, ইফতারি করা আ সেটা নিয়ে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বাহ! বাহ! হ্যাঁ। বাহ! হ্যাঁ, হ্যাঁ। ইফতারের সময়ের যে ব্যাপারটা। ইফতার আ অন্যকে দেওয়া বা উম যে বিষয়টা থাকে আরকি। জি, জি ইফতার শেয়ার এর বিষয়টা।
মানে নিজে থেকে একটু চেষ্টা করি এখন। হ্যাঁ, চেষ্টা করি যে, দেখি আলাপটা জমে কিনা প্রতিবেশীর সঙ্গে। কারণ তার অপর পক্ষকেও তো বুঝতে হবে যে, সে চাচ্ছে তারা চাচ্ছে কি চাচ্ছে না।
নিজে থেকে চেষ্টা করেন বাহ! ইন্টারেস্টিং, হ্যাঁ। হুম, এটা এক দারুণ বলেছেন যে, আ দিয়ে যাচ্ছি তা তো হবে না। অপর পক্ষে কেউ নেওয়ার মন মানসিকতা থাকতে হবে বা বোঝার মন মানসিকতা, এটা ইন ইন সুন্দর বলেছেন আসলে। আ তবে ধরুন যে, আসলে আ যদি বলি যে, এব এরকম কি হয়েছে যে, পাশের যে প্রতিবেশী বা পা পাশে যে থাকেন, তারা আসলে দেখা যায় না, মানুষ অনেক সময় যে, যেটা বললেন যে, দরজায় নক করলেও অনেক সময় দেখা যায় যে খুলবে কিনা, এটা একটা বিষয় থাকে, অনেক সময় খোলেও না। তো এরকম যদি হয় যে, খুবই ইন্ট্রোভার্ট বা থাকে না যে, পুরোনো ধাঁচের খুব একটা মেশে না, তো সেক্ষেত্রে আপনি আস্থা বা আরামদায়ক পরিবশ আ পরিবেশ তৈরি করতে যান বা যাওয়া হয়েছে কখনো?
হ্যাঁ। একদমই তাই, একদমই। সেটাই।